একদম ঠিক। যদিও এখন ও হচ্ছে যেহেতু ২ টা বেবি এখন ও আপাতত কাজ করছে না। বাট আমি সবসময় চাই ও কাজ করুক এবং ওই মুহূর্তে বিশেষ করে ও হচ্ছে আমাকে যে সাপোর্ট টা দিয়েছিল আমি বলব আজ আমি যতটা যেখানে যা করতে পেরেছি, ওর সাপোর্ট ছাড়া আমি তার ধারের কাছেও পৌঁছাতে পারতাম না। ওর দেয়া যে মেন্টাল শক্তির পাশাপাশি কিছু মানুষের কাছে তখন আমি সাহায্য চেয়েছিলাম। Not money wise আমি স ওটা নিয়ে কখনোই চাইনি। বাট <scoffs> আমি চেয়েছিলাম যে আমাকে একটা সুযোগ দেয়া হোক, হয়তো ওটা চাকরি, একটা পার্ট টাইম জব, এনিথিং দেয়া হোক। বাট তখন খুব কাছের কিছু মানুষ আমাকে ফিরিয়ে দিয়েছিল। আমি জানি তাদের সুযোগ ছিল, ফিরিয়ে দিয়েছিল। তো, তো জেদ, অনেক জেদ করেই আরকি অনলাইন কোর্স গুলো শিখি। আ ওয়েব ডেভেলপমেন্ট শিখি, ফ্রন্ট এন্ড ডিজাইন। আমার ফ্রেন্ড রা হচ্ছে অনেকে আ ব্যাক এন্ড ডিজাইন এই সরি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতো। ওদের সাথে যোগাযোগ করি। ওরা বলে যে আমাদের হাতে কাজ আছে বাট তোকে এটা শিখতে হবে। Then আমি প্রায় টানা ৬ মাস পরিশ্রম করে শিখে ১ম এ হচ্ছে কিছু পার্ট টাইম জব করি then অনলাইন এপ প্রোফাইল তৈরি করি। Then একটা গেম খেলতে, খেলতে গিয়ে এক একটা কোম্পানির সিইও এর সাথে এটা নিয়ে কথা হয়। এটা ওটার পর প্রায় ১ বছর পরের কাহিনী। তো আ সেই কোম্পানিতে আমাকে ইন্টারভিউ দিয়ে আমি জয়েন করি। এখনো সেখানেই আছি এবং এখন আমি আল্লাহ দিলে মোটামুটি যে আয় করছি, আমার ওয়াইফ এখন জব না করার পর সত্ত্বেও, যেহেতু বাচ্চাকে দেখতে হচ্ছে আমরা মোটামুটি সচ্ছলভাবে চলে যেতে পারছি। যেটা আমি বলব আপ বড় একটা অর্জন আরকি আমার। জী।
জি। জি। জি। জি। জি। হু, হু। আচ্ছা। জি। জি। জি। আচ্ছা। আচ্ছা। জি। জি। এটা কিন্তু আমারও আমার মনে হয় কি জানেন এই যে এখানে একটা বিষয় কিন্তু খুবই ভালো একটা ভূমিকা রাখবে সেটা হচ্ছে শূন্য পকেটে আসলে যে আপনাকে সাহায্য করেছে এবং এটা তো আপনি কৃতজ্ঞ থাকবেনই আমার মনে হয় আপনার মিসেস এর প্রতি অ্যা সারাটি জীবন এবং আরো একটা বিষয় কি জানেন এই যে আপনি শিখলেন। বিপদে পড়লে যে কেউ আসলে আসবে না, কেউ হাত বাড়িয়ে দিবে না। এই যে মানুষের প্রতি যে সুন্দর একটা বিশ্বাস আপনার হলো, এটাই কিন্তু আসলে আপনাকে এখন আপনি যেখানে আছেন, এটা কিন্তু সেই অভিজ্ঞতাটা কিন্তু এখানে আপনাকে পৌঁছে দিয়েছে। আপনি যদি তখন তাদের সাহায্য পেতেন, আপনি হয়তো এখানে আসতে পারতেন না।
জি, জি। জি, জি। অবশ্যই one hundred percent হু, হু। হু। একদম ঠিক। জি, জি। <giggles> জি। হ্যাঁ, হ্যাঁ।

ম্যা ইভেন আমি, আমি যেটাতে বিশ্বাস করি, আমার ওয়াইফ কে বোঝানোর দায়িত্ব ইভেন আমার না। ওকে বোঝার দায়িত্বটা আমার definitely ও কি বুঝবে সেটা ওর বিষয়। আমি আমার মতামত দিবো। আ Then ওর বিষয়টা ও বুঝবে। মানে আমার মধ্যে ওকে বোঝানোর বা কন্ট্রোল করার ওকে, এই জিনিসগুলা থেকে আমি খুব আগেই বের হয়ে আসতে পেরেছি। কারণ আমার ফ্যামিলি তে আমি কিছু দেখেছি যারা হচ্ছে ওয়াইফ এর উপরে ছড়ি ঘোরাতে পছন্দ করেন এবং তাদের ওয়াইফ এর Contribution গুলা তাপ মানে আপনি একজনের স্বাধীনতার যদি খর্ব করেন Obviously সে তার Best effort তার, আপনার সংসারে দিবে না বা সে এমনভাবে modify হবে যে তার চিন্তাভাবনার লেভেলই চেঞ্জ হয়ে যাবে। তো আমি সবসময় বিশ্বাস করি জি, জি।
জ্বি। <chuckles> জ্বি। জি। জ্বি। জ্বি। ঠিক। কিন্তু এখানে আমি একটু বলবো, যে অনেক সময় হয় কি যে ২ জন একসাথে ঐ যে পরামর্শ করা কিংবা অনেক সময় হয় সংসারে কিন্তু এটা আমার সাথে অনেক আ বিশেষভাবে হয় যে ভুল কোন সিদ্ধান্ত নিলে সেখানে কিন্তু একটা পার্টনারের বোঝানোর বিষয় থাকে যে, তুমি এটা এভাবে করো না, ঐভাবে করো। বা তুমি এই কাজটা করো না। যেটার আ হয়তো পরবর্তী ফলাফল আমাদের জীবনে ২ জনের উপরেই আসলে পড়বে। আমি আসলে সেটা বোঝাতে চেয়েছি যে হ্যাঁ।
জ্বি। আচ্ছা। ও আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। না, না, না আমি বুঝতে পেরেছি। আমি আমার এপ্রোচ টা বলি সেক্ষেত্রে ব ধরুন সাধারণ আমার ওয়াইফ "নাদিরা" ও কোন একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আমি যেটা করব আমি বলব যে আমার কিন্তু মনে হয় তোমার এই সিদ্ধান্তটা ভুল। এবং তার কারণ হিসেবে কেন ভুল আমি ভাবছি সেটা আমি বলে দিব।
জ্বী। এন জ্বি। এন জ্বি। এরপরে আসলে হ্যাঁ সেটা
বাট আমি কখনোই বলব না, কখনোই আমি বলব না তুমি এই সিদ্ধান্তটা নিও না। কারণ এটা ওর কাছ থেকে আসতে হবে। আমি যখনই বলবো এস তুমি এটা করো না, আমার মনে হয় যে আমি ১ টা আমার Will টা ওর প্রতি impose করে দিচ্ছি। যেটা খুব সচেতনভাবে আমি বিরত থাকি আর।
জ্বি। জ্বি।